হ্যাঁ রান্নার আসলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আ যেমন MasterChef এর মত কিছু অনেক অনুষ্ঠান আছে যেখানে নিত্য নতুন রান্না দে দেখায়। জি আরো অনেক আ আপনার দেখা যায় যে টি টিভি চ্যানেল গুলোতেও দেখা যায় যে বিভিন্ন রান্নার অনুষ্ঠান দেখায়। তো সেগুলো দেখে কমবেশি আপনার রান্নার শিখে ওঠাটা। তো ধরুন এইযে শিখতে, শিখতে একটা সময় হয় না যে আ দেখে, দেখে অনেক কিছু শিখলাম। কিন্তু এই শেখাগুলোর মাঝখানে সম্পূর্ণ নতুন কিছু নিজে একটা জিনিস আবিষ্কার করা। যে এই রান্নাটা সচরাচর কেউ করে না। কিংবা ঠিক এভাবে আমার এলাকায় কিংবা আমার বাড়িতে এভাবে হয় না, আমি একটু ব্যতিক্রমভাবে করি। আপনার এরকম নিজস্ব কোনো particular একটা ডিশ আছে? যে যেই রান্নাটা আপনি আ উম বল বলা যায় যে নিজে আবিষ্কার করেছেন কিংবা নিজেই একদম আ শুরু থেকে শেষ পর্যন্ত করেছেন? যে আগে কাউকে কখনো করতে দেখেননি কাউকে, এমন কিছু আছে?
<chuckles> একদমই ঠিক। আসলে এ সত্যি কথা বলতে গেলে যে রান্নাটা তো আসলে আমাকে চাপের মধ্যে করতে হয়েছে, হ্যাঁ? একটা চাপে পড়ে তারপরে করতে হয়েছে, হ্যাঁ? এবং আম এবং দেখা গেছে যে আমার রান্না ছাড়াও যে অন্যান্য যে সমস্ত কর্মব্যস্ততা আছে, সেগুলার যে একটা প্রেশার। তো সেই প্রেশারটা না মানে সেই প্রেশারের মধ্যে আমি কখনো আসলে এই জিনিসটা ফিল করিনি যে হ্যাঁ অ্যা কোনো একটা variation বা কোনো কিছু চেঞ্জ করে নিজের মতো স্টাইলে কিছু একটা রান্না করা। এটা আমার মাথায় আসলে এই চাপের মধ্যে আসেনি, হ্যাঁ? আমি গতানুগতিক ভাবেই আসলে
আচ্ছা। হু। হ্যাঁ। হুম। হু, হু। তো একদম যৌক্তিক একটা কথা। জি। যেহেতু হ্যাঁ আপনি আপনি চাপের মধ্যে থেকেই করেছেন। মানে মূলত আ আপনার প্রয়োজনের আ প্রয়োজন মেটানোর জন্য আসলে রান্নাটা শুরু করা। যে সেই হিসাবে আসলে এ সত্যি বলতে এটা তো আপনার শখের জিনিস না যে এটা নিয়ে আ মানে অনেক সময় দেওয়ার মত সময় আপনার কাছে আছে। না ঠিক আছে সেই ব্যাপারগুলো ঠিক।
চেষ্টা করছি। একদমই ঠিক।
আ তো সেক্ষেত্রে ধরুন যে আ যারা এইযে আপনার মত কর্মব্যস্ত থাকেন কিংবা অনেকেই চাকরি করেন, ব্যবসা করেন, নানা ধরনের কাজে ব্যস্ত থাকেন। কিন্তু তাদের পাশে এরকম রান্না করার জন্য তাদের মা কিংবা বোন কিংবা আ সহধর্মিনী এরকম কেউ থাকে না। তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি কিছু আ টিপস দেবেন? যে যেন ফার্স্ট খুব রান্না করা যায় কিংবা খুব সহজেই আ কিছু রান্না করা যায় যেগুলো খেয়ে তারা তাড়াতাড়ি একটু অফিসে যেতে পারবে কিংবা কাজে যেতে পারবে?